আমার ঘুমটা আসলে সত্যিই কম। একদমই কম। হ্যাঁ, একদমই কম। আমি কম ঘুমাই। সেই হিসেবে বলবো, আমার আসলে এর থেকে বেশি ঘুমানো। একটা মানুষের এতো হ্যাঁ, একদম। একটা মানুষের দেখা যাচ্ছে দৈনিক ৭, ৮ ঘণ্টা ঘুমানো বলে ডাক্তাররা একটা ভালো সুস্থ মানুষের জন্য, হ্যা। ৮ ঘণ্টা আমার তো মনে হয় সেখানে আমি ৫ ঘণ্টাই ঘুমিয়ে যাই, অনেক সময় ৪ ঘণ্টাও হয়ে যায়। হুম।
কম না? হুম। হুম, হুম। উচিত না। বে ঘুমটা দরকার। হ্যাঁ। উচিত। হ্যাঁ, ৮ ঘণ্টা তো উচিত। হ্যাঁ, হুম, হুম। আমার তো একই অবস্থা। আরে, আপনি আপনি night shift করেন না, তাও এই অবস্থা। আর আমি night shift করেও তিন থেকে চার ঘণ্টা ৪ ঘণ্টা মা আমার আরকি maximum ঘুম হয়। এটার জন্য আমার blood pressure অনেক বেড়ে যায়। ঘুম দেখেন কত ইম্পর্টেন্ট। আর যে, মাইগ্রেনের ব্যথা
দে হ্যাঁ। হুম। হুম। ও! আসলেই। হুম। <tsk> আসলেই।
হু, আর আমি ছোটবেলা থেকে অনেক ঘুমকাতুরে ছিলাম। আনে নয়, দশ ঘণ্টা তো minimum আমার ঘুম। কি সে আমাকে এখন নেয় <chuckles>
হু, হু, অ্যা উফ! কি বলবো? হ্যাঁ, ওটা ফিরে গেলে তো বলবো যে, বই হাতে করলেই ঘুম আসতো। সত্যি কথা বলতে যা, হ্যাঁ? হ্যাঁ, এ মনে হতো যে, এই পড়াশোনা বাদ দিয়ে শুধু ঘুমিয়েই থাকি। পড়তে বসলেই গুম আসে। আমার মনে হয় যাদের গুম হয় না, উম যাদের পড়ার আসলে ইচ্ছা নেই, তাদের বই হাতে ধরাই দিতে হবে। এমনিই ঘুম এসে যাবে। ঘুমের কোন ওষুধ লাগবে না। হুম।
<chuckles> আসলেই, হুম। <chuckles> পড়তে বসলেই ঘুম আসে। <chuckles> আ উম। <chuckles> ঘুমের ওষুধের দরকার নেই, খালি আ সেটাই বলছিলাম। কোন ঘুমের ওষুধ দরকার নেই, খালি বই পড় আর ঘুমাও। <chuckles> বইটাই ওষুধ। হুম। <chuckles>
হ্যাঁ, ঘুমের ওষুধ। হ্যাঁ, বই পড়লেই ঘুম এসে যাবে। ঘু মানে যত ক্লান্তি আর গুম বই পড়ার সময় আসলে এসে যায়। তো ভালো ঘুম হতে চাইলে অবশ্যই বই পড়া উচিত আমার মনে হয়। আর আসলে কি ভোর
হুম। <smacks lips> <chuckles> কথা ঠিক। আপনি মি চা চাকরিজীবী তো না, তাই না? চাকরি করেন?

জি ভালো আছি। আম আপনি ছুটির দিনে ঘুমানো নাকি ভোরে ওঠা, কোনটি আপনার সবচেয়ে বেশি আ আরামদায়ক মনে হয়?
আসলে সত্যি কথা বলতে কি? ছুটির দিন সবার মনে হয় একটা কাঙ্ক্ষিত দিন থাকে, তাই না? তো মানে আমরা এত ব্যস্ত থাকি সবকিছু ছাড়িয়ে যখন একটা ছুটির দিন আসে, তো আমাদের মনে হয় যে, "ইশ! কখন জানি এই ছুটির দিনটা আসবে? ঘুমাবো ও মন ভরে ঘুমাবো।" এটাই আসলে মনে হয় সব সময়। হ্যাঁ, হ্যাঁ। তো আমার মনে
হুম। অবশ্যই, হ্যাঁ। হুম। <chuckles> হ্যাঁ। আর আসলে, মানে আসল চিন্তাটা আসে ছুটি মানে ঘুম। <chuckles>
হ্যাঁ, ছুটি মানেই ঘুম, রেস্ট পাওয়া যাবে এটা। তো ভোরে ওঠা কিন্তু আমার মনে হয় স্বাস্থ্যের জন্য ভালো। ছুটি কি আর ঘুম না? আমি ভোরেই উঠি আসলে সত্যি কথা বলতে। আপনি কি করেন? আপনার কি মনে হয়? হ্যাঁ, আমি অনেক ভোরে উঠি ঘুম থেকে। আমার ছুটি আর ব্যস্ততা বলে কোন কিছু নাই। আপনি কি করেন?
হুম। হুম, হুম। আচ্ছা, ও আপনি মানে সবসময় ভোরে উঠেন? আচ্ছা। আ আমি তো আসলে আমার মানে আমি, আমি ও মানে ওভারনাইট শিফট করি। আমি রাতে কাজ করি। এজন্য আমার তো এই ছুটি যে ২ টা দিন পাই, ঐ দি ২ দিন মানে আমার আসলে ঘুম। যেহেতু বাকি ৫ দিন সারারাত জেগে থাকা, তারপর সকালে তাড়াতাড়ি উঠে যাই, আমার আই আমার বাচ্চা উঠে যায়। মানে ৩ থেকে ৪ ঘণ্টা আমি ঘুমাতে পারি। তো এইজন্য সারা স মানে পুরা সপ্তাহ আমি কাজ করতে, করতে ভাবি, "কবে ওই ছুটির দিনটা আসবে? আমি বেশি করে ঘুমাবো একটু।" <laughs> এইটাই। ছুটি মানে আমার কাছে ঘুম।
আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। ও! আচ্ছা, আচ্ছা। একদম, আচ্ছা, আচ্ছা। হুম। আসলে স এটা আসলেই যাদের এরকম সমস্যা আছে ঘুম হয় না, তো ছুটির দিনে তাদের আসলেই ঘুমানো উচিত। আসলে আমাদের শরীরের একটু রেস্ট তো দরকার আসলে। একদিন যদি আমরা ২ দিন যদি একটু ছুটি না পাই হ্যাঁ, এটা দরকার আসলে।
<chuckles> হুম। উহুম। ঐ এনার্জি টা পাওয়ার তো দরকার। হুম। সারা সপ্তাহে যে এনার্জি টা খরচ হয়, ঐ ছুটির দিনে ঘুমটার মাধ্যমে হুম, হুম।
হুম, হুম। আমরা যদি না ঘুমাই হ্যাঁ, একদম আসলে আমরা যদি না ঘুমাই তাহলে কিন্তু আমাদের মেজাজ খিটখিটে হয়ে যায়, শরীর ভালো লাগে না, মন ভালো লাগে না, তাই না? হ্যাঁ, এটা মনের পরে কিন্তু খুব খুব খারাপ প্রভাব ফেলে। তো সেক্ষেত্রে যদি একটু ঘুমিয়ে রিল্যাক্সে যাওয়া যায় তো খুব ভালো আমার মনে হয়। তো আপনি যেদিন ছুটির দিনে ঘুম থেকে উঠেন না, আপনি ঘুমিয়েই থাকেন তো আপনার কাজগুলো আপনি কিভাবে করেন তাহলে?
একদম। সত্য কথা একদম। একদম সত্যি কথা। হুম। হুম, হুম। আসলেই মানে হুম। <chuckles>

না, ঘুমিয়েই থাকি বলতে তা না। মানে ছুটির দিন যেটা হলে ক হয় কি? আমি তো তাহলে আগে ঘুমাতে পারি। যেহেতু আমার রাতে Night shift টা নাই, তো সকালে একটু সকালে ওই তো বাচ্চার Routine অনুযায়ী ওঠা লাগে। কিন্তু ঘুমটা অন্তত বেশি হয়ে গেল। বা অনেক সময় দেখা গেল, বাচ্চা উঠলেও ওকে একটু কিছু খাইয়ে দিয়ে একটু TV on করে দিয়ে আমি সোফায় একটু শুয়ে থাকলাম। একটু, একটু মানে অনেকক্ষণ ধরে গড়িমসি করলাম, এরকমই আর কি। মানে পুরা সপ্তাহ আসলে ওইটার জন্যই অপেক্ষা করা হয় যে, যে ঘ কবে ছুটির দিনটা আসবে একটু ঘুমাবো। আর এই যে মানে যেটা বললেন যে মেজাজ খিচখিচ খিটখিটের বিষয়টা। আসলে এই যে মানে অ্যা আসলেই মানে যে যখন মানে সারা সপ্তাহ ঘুমাতে পারছি না, স মেজাজটা প্রত্যেকদিন এমন খিটখিট করে শুধুমাত্র না ঘুম হওয়ার জন্য হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ছুটির দিনে যেই একটু ঘুমায়ে নিলাম, আ মেজাজটা কি ফুরফুরে লাগে। তখন মানে ঘুরে বেড়াতেও মজা লাগে।
হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা। উ হুম। আচ্ছা। হুম। একদমই। উম একদম। হ্যাঁ। আমাদের তো হুম। একদম শরীরটাও একদম অনেক পাতলা হয়ে যায়, না? খুব ভালো লাগে। যেহেতু Energy টা ফিরে পাওয়া যায়, তাই না? আসলে কি? আমি তো অনেক ভোরে উঠি। আর ছুটির দিন আসলেই মনে হয়। যে আগে যেই দিনগুলো ব্যস্ত থাকি, মনে হয় ওই দিন ছুটি আছে। আমার উঠেও আবার ঘরের এই কাজগুলো করতে হবে। ঠিক আছে?
হুম। হুম। হুম। হুম। <chuckles> না কিন্তু আপনার যেহেতু আপনার যেহেতু ভোরে ওঠা অভ্যাস তাহলে কি আপনি ছুটির দিনে ঘুমাতে পারেন নাকি Automatic আ ঘুমটা ভেঙে যায় ভোরবেলা?
এটা কিন না, আমার Automatic ই ঘুম ভেঙে যায়। অ্যালার্ম ও লাগে না। আটো আসলে এটা আমার একদম, একদম বলতে পারেন আ অভ্যাসে পরিণত হয়ে গেছে, হুম? আর আমার মনে কি
আ এটা বেশ ভালো, তাই না? কিন্তু এটা ভালোই সা আপনার স্বাস্থ্যের জন্য ভালো।
হ্যাঁ, স্বাস্থ্যের জন্য ভালো। আমার বাইরে যেয়ে যদি একটু খোলা বাতাসে দাঁড়াই না ভোরবেলায়? হ্যাঁ, সেটা খুবই ভালো কাজ দেয় আমার। আসলে কি আমার, অ্যা হু।
হুম। হ্যাঁ। মানে আপনি কি ভোরে সূর্য ওঠা দেখেন? এত ভোরে উঠেন? <chuckles>
এক হ্যাঁ, অনেক ভোরে আমার নামাজ পড়া খুবই অভ্যাস। আমি ৫ ওয়াক্তই Pray করার চেষ্টা করি। তো আমি অনেক ভোরে উঠি আর কি, হ্যাঁ? তো যখন অ্যা সূর্য ওঠা তো দেখতেই পাই। যেহেতু অনেক ভোরে উঠি। আর আমার মনে হয় ভোরে যখন উঠি, সে আর ওই যে ঠান্ডা বাতাস, এটা আমার তো খুব ভালো লাগে। আমার সারাদিনের কাজগুলো করতে আরও বেশি ভালো লাগে আমার মনে হয় আসলে।
মাশাআল্লাহ, অনেক ভালো। হুম, হুম। আচ্ছা। হুম। হুম। হু। হ্যাঁ। আসলে ভোরের বাতাসটা। হুম। মানে শরীর আপনার কি ফুরফুরা লাগে তখন? সারাদিন কাজ আসলে অনেক দিনের সময়টা অনেক বেশি পাওয়া যায় ভোরে উঠলে, তাই না? দিনের সময় পাওয়া যায়, কাজগুলো সেরে ফেলা যায় তাড়াতাড়ি। বাইরে যাওয়াও যায়।
একদমই। ভালো লাগে। হুম। হুম। উঝ জি, জি, জি। এটা হচ্ছে উম হ্যাঁ, আর বিশেষ করে ছুটির দিনে যে কাজটা থাকে আমার, সেটা অন্যদিন করতে পারি না। সেটা আমি করার অবশ্যই চেষ্টা করি। যে আজকের ভিতরে Complete করতে হবে, এরকমটা ভাবি আর কি।
হুম, বাইরে কোনো কাজ থাকলে ওটা করা যা হুম। হুম। এটাও ঠিক বলেছেন আসলে। মানে, সারা সপ্তাহ শেষে তো এই ছুটির দিনেই কাজ করাটার সময় থাকে। কিন্তু ঘুমটা বেশি দেওয়ার জন্য বা দেখা গেল কাজটা বেশি করা যায় না। কিন্তু আপনি যেহেতু তাড়াতাড়ি উঠেন, আপনার জন্যে ভালো।
উম হুম। হ্যাঁ, একদমই। হ্যাঁ, এ দেখাছ জি।
উম আ আপনি কি সবসময় এমনিতে এমনি কত ঘণ্টা ঘুমান আপনি?